হ্যাঁ, এক্ষেত্রে আসলে আমার দ আমার জীবনে আসলে সবথেকে অপ্রত্যাশিত ঘটনা ছিল হচ্ছে যে, আমার বাবার অসুস্থতা এবং আ সেই অসুস্থতার পর আসলে হচ্ছে গিয়ে নিজের উপর পুরো দায়িত্বটা চলে আসা ঘরের এবং আসলে হয় না যে, একটা মানুষকে সবসময় দেখলাম যে, ঘরের দায়িত্ব নিয়ে চলল হ্যাঁ, এবং তার উপর আসলে পুরো ঘরটা নির্ভর ছিল। তো ওই মানুষটা যখন আসলে অসুস্থ হয়ে পড়ে। ব্যাপারটা মেনে নেওয়া অনেক কষ্টকর। তো ওই সময়টা আসলে আমার জন্য খুব অপ্রত্যাশিত ছিল এবং আমার ওই ওই ঘটনার পর আসলে আমার মধ্যে বেশ অনেকটাই পরিবর্তন আসলো।
হ্যাঁ, এটা খুব বেশ কঠিন সময় একটা নিশ্চয়ই। আচ্ছা। হ্যাঁ। পরিবর্তন আপনার মধ্যে চলে এসেছিল এবং আপনি বলছিলেন, যে, আসলে আপনার জীবনের অপ্রত্যাশিত সেই ঘটনার কথা যখন আপনার বাবা মারা গেল এবং আ সেই সময় আপনার অ অনুভূতিও নিশ্চয়ই একটু আ গভীরভাবে আপনাকে আঘাত হেনেছিল। অ্যা তারপর আপনি সেই পরিবর্তনের সঙ্গে নিয়ে হয়তো নিজেকে মানিয়েও নিয়েছিলেন। এইরকম মুহূর্তে আসলে সর্ব ১ম নিজের ভত ভিতরে কি পরিবর্তনটা আপনি লক্ষ্য করেছিলেন?
হুম। এর ভিতরে আমি হঠাৎ দেখলাম যে, আমার মধ্যে না আমার মনটা কেমন জানি একটু শক্ত হয়ে গেল। ব্যাপারটা হলো কি আগে যে, ব্যাপারটা হ্যাঁ, আগেই যে, প্রত্যেকটা ব্যাপারে আসলে একটু ভয় কাজ করত। সাথে, সাথে ভয় পেয়ে যেতাম বা মনে হত যে, পার আমি কে কেমনে সামলাবো। ওই সময়টাতে গিয়ে আমি দেখলাম যে, না আমি আসলে খুব শান্ত আছি এবং আমি কেমন জানি সামলে নিতে পারছি বা আমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসলো যে, অ্যা আমি পারব। সিচুয়েশন এটা আসছে আমার সামনে। আমার সামলাতেই হবে। আমার কাছে তো আসলে পিছিয়ে যাওয়ার কোনো অ অপশন আমার কাছে নেই। তো এইযে যখন অপশন থাকে না জীবনে বা যখন আসলে অন্য কোনো পথ আপনি খোলা পান না যে, এই পথেই হাঁটতে হবে। তখন কিন্তু এই পথ চলার আসলে শক্তিটা আপনার নিজের মধ্যে চলে আসে।
শক্ত হয়ে গেল। আচ্ছা। সামনে নেওয়ার একটা বিষয়। জ্বি, বুঝতে পারছি। খোলা পান না, ঠিক তাই।